হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই। ধরেন যে বন্ধুটা যেই বন্ধুটা বিশ্বাসঘাতকতা করে জীবন থেকে চলছে সে কি আমার কত বড় উপকার করেছে জানেন? যে চলে গেছে সে কিন্তু আমাকে একটা স্থানে নিয়ে গেছে আরেকটা ভালো বন্ধু আসার জন্য। নইলে কি ওই বিশ্বাসঘাতক বন্ধুকে নিয়েই আমার জীবন পার করতে হতো। তাই না? কিন্তু সে চলে যাওয়ার কারণে হয়তো আমি তখন একটু কষ্ট পেয়েছি বা এখন ভাবতেও খারাপ লাগে। কিন্তু ওই মানুষটা চলে যাওয়ার কারণে আরেকটা মানুষ ভালো মানুষ আমার জীবনে আসার সুযোগ কিন্তু সেই করে দিয়েছে। তাই আমি মনে করি বিশ্বাসঘাতকতাও একটা জীবনে হতে পারে ভালো দিক।
তো জ্বি, জ্বি। হু, হু। জী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। তা তো অবশ্যই। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হ্যাঁ, তবে হ্যাঁ। <chuckles> এহ এ এখন এখন একটা জিনিস এ যে হয় কি? যে দেখা যাচ্ছে যে আপনি ছোটোবেলা থেকে বন্ধুদের সাথে মিশতেছেন অনেক এই যে আপনি বললেন যে একজন চলে যাবে আ বিশ্বাসঘাতকতা করলো আ হয়তোবা আ শুধরিয়ে আরেকজন ভালো ব্যক্তিকে আমি choose করবো বা সে আমাকে choose করবে। এই যে আ এর মধ্যেও কিন্তু একটা মানসিক শান্তি আছে যে আ যে হ্যাঁ আপনি এখন উম মনে করেন যে বিশ্বাসঘাতকতা বন্ধু ওকেও চিনতে পারলেন। এখন যে নতুন হল সে কিন্তু অন্য অন্যরকম। এই যে পূর্বের অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে আপনি সম্পর্কগুলাতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন।
জ্বী। জী। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। একদম।
হ্যাঁ, আর আপনি সতর্ক হয়ে যাচ্ছেন যে আসলে আমার অ্যা তাকে আমি কতটুক বলবো? কতটুকু বলা উচিত আমার আ আসলে। হ্যাঁ এই যে শিক্ষাগুলা মানুষের কিন্তু খুবই দরকার। কারণ মানুষের ব্যক্তিত্ব বলতে একটা কথা আছে। যখন সেটা আ বন্ধুর মধ্যে যদি বিলীন হয়ে যায় তাহলে তো এটা বিশ্বাসঘাতকতার উপরে তো আর কিচ্ছু নাই, তাই না?
হ্যাঁ। হ্যাঁ, রাইট। কতটুকু বলা উচিত। হ্যাঁ। হ্যাঁ। না, না বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা আসলে দেখা গেছে যে আবার কিছু, কিছু ভুল ভুলভাল হয়। মানে ভুল বোঝাবুঝি যেটাকে বলে। হ্যাঁ? সেটাও হয়। বা sometimes ওইটাকেও আমরা বিশ্বাসঘাতকতা মনে করি। আবার অনেকদিন পরে গিয়ে আমরা বুঝতে পারি আসলে ওটা বিশ্বাসঘাতকতা ছিল না। ওটা হচ্ছে ভুল বোঝাবুঝি। তো আজকে আপনার সাথে কথা বলে আসলে অনেক কিছু বলতে পারলাম। মনের আ ভাব প্রকাশ করে একটু হালকাও লাগছে। বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা নিয়ে কথা বলতে আসলে আগের পুরনো কথাগুলো মনে পড়ে গেল। ধন্যবাদ আপনাকে। ভালো লাগলো আসলে আপনার সাথে কথা বলে।
হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। <scoffs> হ্যাঁ। হুম, হুম। তো হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। <chuckles> তা তো অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনারও কিছু অভিজ্ঞতার কথা শুনলাম। যেগুলো উম হয়তোবা মর্মান্তিক কিন্তু আপনি শুধরিয়ে নিতে পেরেছেন, এইটা খুব ভালো লাগলো। হ্যাঁ, সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, হ্যাঁ। শুভরাত শুভরাত্রি।
হ্যা। ভালো লাগল। জ্বি। ভালো থাকবেন। জি।

হ্যাঁ, তা তো <chuckles> তা তো অবশ্যই একটা ছোটবেলার ঘটনা বললেন আপনি। ও ঐটা তো দুষ্টুমির ছলে অনেকটা ঘটনা ঘটে। হ্যাঁ আমার আমার জীবনেও এরকম অনেক ঘটনা আছে। তবে ছোটবেলার ঘটনাগুলো ওইভাবে আসলে কাউন্ট করি না। দুষ্টুমির ছলে যে আ আমরা আমরা নিজেরা দুষ্টুমি করেছি। আমাদের সাথে বোন উ তারাও দুষ্টুমি করেছে। হু? কিন্তু বড় হওয়ার পরে বুদ্ধি সম্পূর্ণ একটা মানুষ যখন ভেবে চিন্তে হ্যাঁ? এক্কেবারে ছুরি মারে সেটা আসলে অনেক কষ্টের হয়। ধরেন আমি আ আপনা আমার একটা বন্ধুর জন্য অনেক করেছি। তার জন্য অনেক আ তাকে অ সবসময় তার মানসিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করেছি। সবসময় তাকে সাথে নিয়ে চলেছি। তো কোনো একটা সময় আ সে হয়তো বলছে যে আমি থেকে আ ভালো অ বা আমি তার থেকে ভালো জ যাচ্ছি ঐটার কারণে তার হিংসা হয়ে। আ হিংসা হওয়া থেকে তার মনে হয়েছে যে যে সে কোনো ক্ষতি হতে পারে। তবুও আমার সে বন্ধু। তবুও সে ওই হিংসার কারণে আমা আমার উপরে উঠে যাওয়ার দেখা গেছে যে সে চিন্তা করছে। সে আর আমি একই জায়গায় আছি। তবুও তার থেকে আমি ভালো জায়গায় যাচ্ছি। তাকেও সাথে নেয়ার চেষ্টা করছি। কিন্তু সে সেটা কউছে না। সে দেখছে যে আমি ভালো কিছু করছি তো সেই জায়গা থেকে হিংসার জায়গা থেকে বলেন হ্যাঁ? সবকিছু চিন্তা করে সে একটা ধরনের ক্ষতি করে বসলো। হু? দেখা গেছে জি বলেন, বলেন।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি, জি। জ্বী, জ্বী। হ্যাঁ। জ্বী। জ্বী। হু, হু। জ্বী। এম আচ্ছা, আচ্ছা। হুম। জ্বী, জ্বী, জ্বী। জ্বী। হু, হু। হুম, হুম। হু। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। ও হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তবে উ হুম, হুম, হুম। তবে একটা জিনিস কি যখন দেখা যাচ্ছে যে আসলে হয় না যে উ ধনী-গরীব এ দেখে আসলে বন্ধুত্ব হয় না। তো যদি য যদি এ যদি ওইটা না দেখা হয় তাহলে দেখবেন যে মান যদি মধ্যবিত্ত ফ্যামিলি বা একই সময় ইয়া যে দেখা যাচ্ছে ওনারও বাবা সমান আছে এনারও বাবা সমান আছে এরকম যদি পারিবারিক একটা বন্ধুত্ব হয়, কেউ যদি অনেক এগিয়ে যায় সেই পরবর্তী বন্ধুটা কিন্তু কারও মানে এইযে আপনি যে বললেন, হিংসায় একটা লিপ্ত হয়ে গেছে, সে আপনার ভালোটা এখন দেখতে পাচ্ছে না, হ্যাঁ? এইযে এই এই জিনিসগুলা বুঝছেন এই জিনিসগুলা কিন্তু কিছুটা পারিবারিক থেকে আসে
না, তা তো না। হ্যাঁ। হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ।
হ্যাঁ, এ দেখবেন যে ইন গ্রামে অনেক পরিবার আছে যারা অন্যের ক ভালো দেখতে পারে না সেই বাচ্চাগুলাও কিন্তু বা সে বাচ্চা আ মানে মানুষগুলোও কিন্তু অন্যের ভালো দেখতে পারে না, হ্যাঁ? আপনি আপনি তাদের ভালো করতেও যাবেন মানে সেটা তারা নিবে কিন্তু আ ওরা কারো কখনো ভালো করবে না।
আচ্ছা, হ্যাঁ। না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ।

আচ্ছা। <chuckles> মানে আর আপনার বিশ্বাসটা থাকছে না।
হ্যাঁ তো না না, সেক্ষেত্রে আর থাকতেছে না।
তার উপরে আর সেই ভরসা নেই। আসলে জীবনে যত আমরা এই ধরনের এক্সপেরিয়েন্স অ মানে নিবো, যত জীবন যাবে বিভিন্ন ক্যাটেগরির মানুষের সাথে আমাদের পরিচয় হবে। আর বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স আমরা গ্যাদার করব। সেই জায়গা থেকে আমরা আস্তে, আস্তে বা সেই জায়গায় আমরা আস্তে, আস্তে ধরেন আ নিজেদেরকে নিজেদেরকে হচ্ছে আ বাস্তবতার সাথে বা বাস্তবিক হিসাবে মানে তৈরি করি। আমরা ছোটবেলায় যতটা ইমোশনাল ছিলাম জীবনে এখন কিন্তু সেরকম ইমোশনাল আমরা না। তাইনা, এটার কারণ কি? বিভিন্ন ধরণের বিশ্বাসঘাতকতা প্রতারণার শিকার হতে, হতে, হতে এখন আমরা যে কাউকে ভয় বিশ্বাস করতে হ্যাঁ, এটার সাইড ইফেক্ট ও আছে। দেখা গেছে বিশ্বাস মত মানুষকেও আমরা বিশ্বাস করছি না। কাছে টানছি না। তো এগুলোর তো একটা সাইড ইফেক্ট আছে। হ্যাঁ? তো
না। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম হ্যাঁ। তা তো অবশ্যই। জি। হু, হু। জি। জি, জি। <laughs> তা তো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। উন হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হু। হ্যাঁ তবে হ্যাঁ তবে একটা কি একটা
জি তো এসব ক্ষেত্রে এসব ক্ষেত্রে বিশ্বাসঘাতকতাও যে বন্ধুত্বের জন্য আসলে একটা শিক্ষা হতে পারে। হ্যাঁ এবং মানে কেন বা কেন মনে হয় যে এরকম শিক্ষার দরকার আছে আমাদের জীবনে।
জীব জি, জি, জি। হ্যাঁ। আ আ আসলে হয় কি অ্যা দেখুন মনে করুন। অ্যা আপনাকে একটু উদাহরণ দেই। হুম। অ্যা ধরুন যে আপনি কারো আশায় আছেন কোনো বন্ধুর আশায়
জি। জি। জি।
হ্যাঁ সে আপনাকে বলল "আ আ ধরুন যে, আমি শহরে যাবো আমার একটা খুব দরকারি কাজ আছে।" হ্যাঁ? কিন্তু আমার বাইক নেই। আমি তাকে বললাম যে "বন্ধু আ চল না আ একসাথে একটু ঘুরে আসি, হুম। আ আমি তাকে বললাম যে আমার একটা কাজ আছে খুব যে দরকার যেতে হবে," হুম। সে কিন্তু আ দেখুন সে কিন্তু গেল না। অ্যাঁ তো এখানে গেল না সে এই কাজে কিন্তু আমার বিঘ্ন ঘটে গেল। হ্যাঁ এ এই যে আমার একটা বিশ্বস্ততা ছিল যে আমি সে সময় মতো আসবে আমিও সময় মতো যেতে পারবো এই যে বিশ বিশ্বাস যে ঘাতকতাটা হল না আমার সাথে তখন কিন্তু আমি চিন্তা করবো যে না আমাকে আগে নিজেকে বাইক নিতে হবে, নিজেকে ঠিক করতে হবে; আমি কেন মানুষের কাছে চাবো। এই যে কিছু, কিছু শিক্ষা আছে আমাদের জীবনে হ্যাঁ অ্যা যেগুলা আসলে হুম
হ্যাঁ। জি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ এটা পজিটিভলি আসলে জীবনে কাজ করে। তাই না?
হ্যাঁ, চিন হ্যাঁ, হ্যাঁ পজিটিভলি বলতে এভাবে অ্যা এমনও অনেক উদাহরণ আছে যে যাদের জীবনটাই চেঞ্জ করে দিয়েছে, হ্যাঁ; যে আসলে দু ২ বন্ধু মিলে একসাথে অনেক কিছু করছে কিন্তু হঠাৎ করে সে বন্ধুটা সবকিছু নিয়ে চলে গেছে। এই যে তার একটা মানে দুর্ব্যবস্থা দুরবস্থা হয়ে গেছিলো এখান থেকে আবার সে যে কাজের অভিজ্ঞতাটা ছিলো সে ওখান থেকে ফেরত আসতে পারছে; কিন্তু সে যে নিজে নিজেই সবকিছু করতে পারবে সেটা কিন্তু তার ধারণা থাকলেও সে করতে সাহস পায়নি, এই যে যখন তার বন্ধুত্ব আ বিশ্বাসঘাতকতা হল তখন কিন্তু সে নিজে নিজে করতে পারতেছে নিজের শক্তিটাকে উপস্থাপন করতে পারতেছে এইটা, এইটা আসলে ভালো দিকেও অনেক আছে এবং অনেকে আমরা শিক্ষাও নিতে পারি বুঝছেন?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। রাইট।

না আপনি যেটা বলেছেন এটার কথাটা এইটা তো আসলে আপনি কথা বলার প্রেক্ষিতে আমার মাথায় আসলো, আমার ওই বন্ধুর কথাটা আসলো। যে আমার ওই বন্ধুটার ফ্যামিলি সম্পর্কেও আমি মোটামুটি জানি। সে ছোটবেলা থেকেই আসলে দেখে আসছে যে মানে না পাওয়া দেখে আসছে সে হ্যাঁ? তার ফ্যামিলিও হয়তো মানে পাচ্ছে না কিছু। তো সেই জায়গা থেকে তার ভেতরে একটা ইনফিউরিটি কাজ করে। দেখা গেছে আমি যত জানি তার মা তার বাবার কাছ থেকে প্রপার আ রেসপেক্ট পাচ্ছে না। হুম? তো এটা হয়তো শুরু থেকে দেখে এসে সে নিজেও মনে করছে যে তার সাথেও এরকম হবে। তো সে জা সব জায়গায় একটা এক্সপেকটেশন রাখে। হ্যাঁ সেই এক্সপেকটেশন যখনই ফুলফিল না হয় তখনই সে ওই ছোটবেলার কিছু মেমো হয়তো তার ভেতরে চলে আসে এবং সে সেটা চিন্তা করে ক্ষিপ্ত হয়ে যায় এবং তখন ধ্বংসাত্মক চিন্তা করে। হ্যাঁ মানে আ পজিটিভ চিন্তা না করে তখন সে ধ্বংসাত্মক চিন্তা করে। তখন সে ভাবে," মার সাথেও হয়েছে, আমার সাথেও হবে, না, আমি থাকব না।" হ্যাঁ। এ এ ধরনের একটা চিন্তা আমার মনে হয় আপনি বলার কারণে আমার মাথায় আসলো। আমার ওই বন্ধুর ক্ষেত্রেও এরকমটা হয়েছিল হয়তো। আর যার কারণে সে হয়তো আমার বড় ক্ষতিটা করেছিল।
সেটাই। হু, হু। হুম। জ্বী, জ্বী। জ্বী। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। উম জ্বী, জ্বী, জ্বী। হু, হু। জ্বি। হুম, হুম। হুম, হুম। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তবে হ্যাঁ। তবে তবে কি জানেন এ যে এইসব বন্ধুর প্রতি কিন্তু কার বিশ্বাস আ হয়তোবা আপনি আপনার আমি জানি না তবে আমি আমার যে বন্ধুটা আ দেখুন একটা সামান্য বিষয় কিন্তু আমি মজা করেছি হ্যাঁ? তো সে হয়তোবা যদি যখন শুনেছে সে বলতে পারতো হয় যে আসলে তুমি করিও না। আ এটা করিও না নি পরবর্তীতে এটা ছাড়ের ক্ষতি হবে এটা আমাদের বেয়াদবি হয়ে যাবে। হ্যাঁ বলতে পারতে হয় কিন্তু সে আমাকে এভাবে অপমান করেছে। তবে এখান থেকে এ আমি তার সাথে আর বিশ্বস্ততা যে আমার বন্ধুত্ব হবে না সেটা আর হয়নি হয়নি। কারণ কি আ যখন দেখা যাচ্ছে সামান্য একটা কথা হ্যাঁ? হ্যাঁ কথাটা অনেক ভ মানে ইয়া কিন্তু দেখুন সামান্য বন্ধুত্বের মধ্যেও সে রাখলো না। আ তখন কিন্তু আমি আর
জ্বী। জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।
সহজে তাকে বিশ্বাস করতে পারি না।
না, না, না।
হুম। এখন আমি সেটাই বলি আ আমি তাকে এখন আমি সেটাই বলি যেটা আমি সবাইকে বলতে পারি।